২ টা তো ছোটবেলায় এক্কেবারেই খেতাম না। তিতোর জন্যে। একদম মা যদি উচ্ছের সাথে আলু দিয়েও ভাজি করতেন, তা আমি বেছে, বেছে উচ্ছে গুলো ফেলে দিতাম। বড় হওয়ার সাথে, সাথে খাই। খুব ভালো লাগে তা না, খাই। কিন্তু ওই জিনিসটা আমার ভালো লাগে না কেন জানি। <chuckles>
হুম, হুম। হুম। এ হ্যা। জ্বী। আচ্ছা। হুম, হুম। <chuckles> আচ্ছা তবে এই জায়গায় আপনার সাথে আমার একটু অমিল রয়েছে। আমি আবার দেখা যায় যে উচ্ছে খুব পছন্দ করি। ভাজি বলেন বা তরকারি বলেন। প্রত্যেকটা জি প্রত্যেকটা জিনিস কেনো যেন আমার কাছে পছন্দ। আমার আবার অপছ
তাই না? ঘরটা, হ্যাঁ। তে এ এটা এখন এনেছি পছন্দের তালিকায়। ছোটবেলায় একেবারেই পছন্দ ছিল না। কিন্তু এখন খাই। এখন খাই আরকি। তো খুব পছন্দ তা না। <chuckles> হ্যাঁ।
আচ্ছা। উ হু। বাহ! আও জ্বি। এ এরকম আসলে অনেক সময় হয়। আপনি দেখবেন যে নিজে যখন রান্না করছি, বিশেষ করে যেদিন সারাদিনের কর্মব্যস্ততা বা তাড়াহুড়োতে যখন রান্না করতে হয়, দেখা যায় কোনো একটা তরকারির স্বাদ একটু উঠা-নামা করে, তাইতো? তখন কিন্তু এমন হয়ই আসলে যে খেতে ইচ্ছা করে না। আমরা বাঙালি মানে ভোজন রসিক। আমাদের ই হচ্ছে যে taste bud এর মধ্যে সবসময় স্বাদ লেগেই থাকে তাইতো? যে কোনটা হলে ভালো হত? কোনটাতে হয়তোবা একটু হচ্ছে যে মনে হচ্ছে তৃপ্তিটা বোধহয় ঠিক করে হল না?
হুম। হ্যাঁ, হ্যাঁ। একদম। যদিও ফ্যামিলি মেম্বাররা বলল যে খুব ওদের পছন্দ। আমি বাদে আর সবারই পছন্দ। যে খুব ভালো হয়েছে রান্না খাবার। কিন্তু আমি শুধু ঝোল আর মাছ এই।
তো জ্বী। <chuckles> আচ্ছা। হু, হু। জ্বি। আ নিজের সন্তুষ্টি না হলে আসলে মানুষজন যতই প্রশংসা করুক মনে হয় যে <chuckles> মনটা ভরছে না, তাইতো?
হ্যাঁ। না। সেটাই, সেটাই। হ্যাঁ।
আমার আবার যদি বলেন যে খাবারের মধ্যে কোন খাবারটা অপছন্দনীয়? সেটা হচ্ছে আপনার শ শোল মাছ বা শিং মাছ, মাগুর মাছ। আমার কাছে মনে হয় কি খাবারটা মানে মাছ হবে কিছুটা হচ্ছে যে আপনার smellfull বা flavorful. এই মাছটা কিছুটা মিষ্টি, মিষ্টি জাতীয়। আমার কাছে কেনো জানি অ্যা রুচিশীল মনে হয় না। এবং ছোটবেলা থেকেই আমার একটা বদঅভ্যাস আছেই আসলে। বিশেষ করে আমি টাকি মাছটা খেতে চাইতাম না। আ এটা হচ্ছে দেখতে কিছুটা সাপের মত লাগে।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম। <scoffs> হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। আমাদের খাওয়াই হয় না। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছেন। বাসাতে আনাই হয়।
<chuckles> কিছুটা সাপের মত দেখতে। তো আমি

না, আমি পারছি না। কিছুতেই হচ্ছে যে মনে হচ্ছে যে না এটা খেতে খেলে আমার মনে হবে যে একটু রুচিতে বাঁধছে বা খাওয়াটা হু, খাওয়ার মাঝখানে উঠতে হতে পারে বা হচ্ছে যে আমি শেষ করতে পারবো না এমন। মানে আমার রুচিতে আসে না। সাথে আমার কেমন জানি একটা উল্টে আসে বা বমি পায় এরকম একটা অনুভূতি হয় যে, "কেন মাছ কেন মিষ্টি, মিষ্টি হবে?"
তবে আসলেই ইশ, হ্যাঁ <giggles> আমারও এমনিতে মিষ্টি জাতীয়, তো মানে তরকারিও যদি মিষ্টি, মিষ্টি লাগে আমার হোল ফ্যামিলি তাই মিষ্টিটা পছন্দ না। ঝালটা বেশি পছন্দ সবার। হ্যাঁ তো এ এরকম হয় আসলে আমাদের কিন্তু দেখবেন একেক সময়ে মনে হয় একেক ধরনের খাবার যেমন যখন খুব গরম পড়ে তখন কিন্তু একটু হালকা ধরনের যেমন ভর্তা, ডাল একটু ঝাল-ঝাল বিভিন্ন টাইপের ভর্তা। আমার তো মনে হয় শুধু ভর্তা যেকোনো টাইপের ভর্তা। আমি আবার আ বেশ কিছু ভর্তা বানাই সেটা হচ্ছে আমাদের তো আলু ভর্তা, বেগুন ভর্তা, পটল ভর্তা এগুলো তো সব খুব কমন আ মসুর ডালের ভর্তা। কিন্তু যে খোসা ভর্তা আরকি অ্যা বিভিন্ন যেমন লাউয়ের খোসা, পটলের খোসা, কলার খোসা খুব সুন্দর চেহারা যেগুলো হয় সেগুলো আবার আমি ভর্তা বানাই, ভাল লাগে। এমনকি আমাদের আপনাদের কি বলে জানি না 'কচুরমুখী' আমরা ছোট-ছোট গোল, গোল 'ঝুপি-কচু' বলি, 'কচুরমুখীও' বলি।
<chuckles> জী। আচ্ছা। হু, হু। জী। হু, হু। জী। হু, হু। জী। হু, হু, জী। হু, হু। জী। পটল বলেন, জী, লাউ। জী। হু, হু। বাহ! হুম, হুম। আচ্ছা, আমাদের এখানে 'কচু-মুখি' বলে আবার বলা হয় যে 'ছোট ওল-কচু'। যদিও 'ওল-কচু' নয় 'মুখী-কচু' বা 'ওল-কচু' এই নামেই পরিচিত।
আচ্ছা। আ তো সবকিছু। এই এই আপনি ওল বলেন, মেটে আলু বলেন এমনকি আমরা বলি 'মান-কচু' যেটা অনেক বড় কচু হয় 'কচুরমুখি'। সবকিছুরই কিন্তু ভর্তা হয়।
হু, হু। জী। জী। হু, হু।
হ্যাঁ, তো এই ভর্তা খাবারগুলো আমার খুব ম মনে হয় যা অন্য কোন তরকারি মাঝে, মাঝে আমার মনে হয় যে খুব হালকা তরকারি খেতে ভাল লাগছে। ঝোল, ঝোল মাঝে, মাঝে ভুনা, ভুনা। তো এটা আপনারও ওইরকম হয় কিনা?
হু, হু। জী। হু, হু।